জি, জি, জি। এটা আপনি ভালো বলেছেন।
অনেক অনেকের ভিতরে আলসেমিটাও কাজ করে যে আজকে করব না থাক কালকে করব। তো এরকমটা করা উচিত না। যারা ব্যায়াম করতে চায় নিয়মিতই করা যেতে পারে।
হুম। আসলে যারা ব্যায়াম করে তাদের আসলে নিয়মিত করা উচিত। মানে একটা regularity মেইনটেইন করা উচিত। মানে মাঝখানে ১ দিন করলাম আর ২ দিন নাই। আসলে ব্যাপারটা আসলে আ তখন কিন্তু শরীরের জন্য নিজের জন্যই ক্ষতি ক্ষতির একটা আ দেখা দেবে। যে আসলে তখন ওই জিনিসটা আসলে কখনো আ আ মানে ভালো কা কাজ করবে না, হ্যাঁ? তো এই জিনিসটার প্রতি একটা খেয়াল রাখা উচিত।
হুম। হু, হু। হুম।